আচ্ছা, আচ্ছা। না, হ্যাঁ, সেটাই। মানে মূলত যেটা ঘটনাটা ঘটছে, সেটা হচ্ছে প্রতিদিন আমাদের কোম্পানিতে all hands হয়। যে যখন অফিসটা শুরু হয়, সবাই কলে আসে এবং তারা বলতে থাকে যে, আমি কি করেছি গতদিন? আজকে কি করবো? এর পাশাপাশি, যখন আমি কাজ শুরু করছি, তখন প্রজেক্ট ম্যানেজার এসে আমাদের টিমের সবাইকে নিয়ে একটা ছোটখাটো মিটিং করে, যে মাঝে, মাঝেই করে। এছাড়া HR মাঝে, মাঝে ফ ফোন দিয়ে জিজ্ঞেস করে আমার কি অবস্থা? কোম্পানির জুনিয়র ডেভেলপাররা ফোন দিয়ে হেল্প চায়। তো দেখুন, হেল্প চাওয়া যে বিষয়টা, শেষের দিকে যেটা বললাম, সেটা আমি করি, চেষ্টা করি। খুব ব্যস্ত না থাকলে আমি সবসময় চেষ্টা করি। এছাড়া বাকি যে ৩ টা যে উদাহরণ দিলাম, এই টোটালটা সময় নষ্ট। এবং আমার পে হয় হচ্ছে মূলত আমি কত দ্রুত কাজ শেষ করে দিতে পারি সেটার উপর। মানে আমি hourly পে নিই না। আমার আপ পে টা হয় হচ্ছে আমার কাজ দ্বারা আমার কোম্পানি ক্লায়েন্টের কাছ থেকে কত বিল করতে পারছে, সেটার উপর। সো আমি যদি ৫ ঘন্টা কাজ করে ১০ ঘন্টা বিল করতে পারি, তাহলে ১০ ঘন্টার টাকা পাবো। সো আমার জন্য সময়টা খুবই ভ্যালুয়েবল। কোম্পা আমি সময়টা যদি কোনভাবে ওয়েস্ট করি, বিশেষ করে এইযে অপ্রয়োজনীয় মিটিংগুলো, প্রতিদিন all hands এ ২০ জন মানুষ, একেকজন প্রত্যেকে ২-৩ মিনিট করে বলছে, ৪০ থেকে ১ ঘণ্টা সময় নষ্ট হচ্ছে। এই টাকাটা আমাকে দিবে কে? পাশাপাশি প্রজেক্ট ম্যানেজার, প্রতিদিন তার সবার উপরে ছড়ি ঘোরানো লাগবে। সে যে একটা ম্যানেজার, সেটা বোঝানোর জন্য একটু মানে ইগো শো হচ্ছে যে বিষয়টা, এটা এত বিরক্তিকর একটা জিনিস। মানে আমি স কোনভাবেই সহ্য করতে পারি না। আমি তাকে বেশ কয়েকবার বলছি যে, এই ধরনের মিটিংয়ের প্রয়োজন নেই। এটা কাজের হ্যাম্পার হয়। এমন না যে, পরপর ২ টা মিটিং হচ্ছে। আমরা কাজে খুব মনোযোগী, হয়তো একটা কোড নিয়ে কাজ করছি, কেন কা কোডটা কাজ করতেছে না, নিজের চুল ছেড়ার মতো অবস্থা। এই সময় সে যখন নিজের ইগো শো করার জন্য কলে ডাকে, মনে হচ্ছে তার সামনে গিয়ে তাকে একটা মানে কি বলবো? একটা ভায়োলেন্স কি ভায়োলেন্স কিছু একটা হয়ে যেতে পারে তখন আরকি। তো এইসব মিলে এবং এর মাঝখানে হঠাৎ করে HR ফোন দিয়ে বলে, "তোমার কী অবস্থা? কোম্পানিতে সব ঠিকঠাক আছে কিনা?" আরে ভাই, কাজ করতে দে তোরা। তোদের কোম্পানি। কাজ করি একটু শান্তিতে দে। কী বলবো? মানে, উব <sighs> খুবই একটা ফ্রাস্ট্রেশন এর মধ্যে দিয়ে যাচ্ছি।
হু, হু। আচ্ছা। হুম, অবশ্যই। জি। হুম। আচ্ছা। হু, হু। খুবই গুরুত্বপূর্ণ। জি। হুম। হুম। হুম, হুম। <laughs> বুঝতে পেরেছি। না, আপনি যখন হুহ। না। না, আসলেই মানে এ এবং দুঃখজনক ব্যাপার হলো, আপনি মানে এটা কিন্তু অনেক জায়গায় এরকম হয় যে, মানুষ কাজ করতে চায় না, তাকে জোর করে কাজ করাতে হয়। আপনার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা পুরো বিপরীত এবং খুবই ইতিবাচক আমি বলবো এই দিকটা আপনার জন্য যে, আপনি কাজ করতে চাচ্ছেন। খুবই মনোযোগ দিয়ে কাজ করতে চাচ্ছেন। কিন্তু বিভিন্ন অপ্রয়োজনীয় bureaucracy এর মধ্যে অনেকটা যে, আ বিভিন্ন অপ্রয়োজনীয় মানুষ ভাবছে যে এটা করলে ভালো হবে, এটা করি। এবং থাকে না? অনেক অফিস কালচারে bureaucracy জাতীয় জিনিসপত্রগুলো, অনেকগুলো। সেটা কিন্তু আপনি সেগুলোর মধ্যে পড়ে গেছেন, আমার কাছে মনে হচ্ছে। এটা কিন্তু আ অনেক অফিসে হয়, আমিও শুনেছি। মানে আজকাল মানে দেখানোর জিনিস তো মানুষ একটু বেশি পছন্দ করে। হ্যাঁ, আমরা এতগুলো মিটিং করেছি। উম সা আপনি যদি আরেকটু আমাকে মে একটু আইডিয়া দেন যে, ধরেন প্রতিদিন বা, সপ্তাহে আপনার উ সাধারণত এরকম এ এইসব মিটিংয়ে কতটা সময় যায়? মানে, সব মিটিংয়ে নিশ্চয়ই অপ্রয়োজনীয় না, কিছু মিটিং তো ১ টা, ২ টা হয়তো কাজের থাকেই। তো অপ্রয়োজনীয় মিটিংগুলো আসলে সাধারণত আপনার কি সময় কি পরিমাণ সময় চলে যায় প্রতিদিন বা, প্রতি মাসে?
হুম। হা ঐযে স্যালারি স্ট্রাকচারের জন্যে, এটা আরকি। জি, জি, জি। আ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আ হ্যাঁ, ঠিক। হুঁ, হুঁ। না, ডেফিনেটলি কাজের থাকে।